আহ হ্যাঁ, দেখুন আসলে অ্যা চাপ অনুভব করা অ্যা খারাপ লাগা এটা তো খুবই স্বাভাবিক এবং আ দেখা যায় যখন একটা মানুষ ব্যর্থ হয় আমাদের সমাজে এই জিনিসটাকে খুবই খারাপভাবে দেখা হয়। তো আসলে অ্যা মানে অ্যা এটা ঠিক না কারণ অ্যা বুঝতে হবে যে, কেউ কিন্তু ও মানে কোনো বিষয়ে যে, একদম এক্সপার্ট হবে আ এরকমটা নয় এবং একটা মানুষ আ যে, একবার চেষ্টা করে সব পেরে যাবে আ এরকমটাও নয়। আমরা যাদেরকে দেখি বড়, বড় ব্যক্তিত্ব যারা রয়েছে এখন পুরো বিশ্বের ভিতরে তারাও কিন্তু আসলে ১ বার চেষ্টাতেই সফল হয়ে গিয়েছে। আজকে এত ও বড় নাম কামিয়েছে তারাও কিন্তু এরকমটা নয়। তারাও ব্যর্থ হয়েছে তাদের জীবনে। তারাও আ তাদের জীবনের গল্প গুলি যদি অ্যা কেউ দেখে ভালোমতো তাহলে দেখতে পারবে যে, তারাও অনেকবার চেষ্টা করেছে। এ তবে আমাদের সমাজে কিন্তু আ এই জিনিসগুলার মূল্যায়ন হয় না। আমাদের সমাজে একজন মানুষ ব্যর্থ হলে তাকে যতটা সম্ভব আরও বেশি চাপ দেওয়া হয় যেন আসলে সে মানুষটা কখনো উঠে পারে। তো আমি বলবো যে, আ সব জী সমালোচ তো ব্যাপার রয়েছেই। তো আমি বলবো যে, আ মানুষের কথা কখনোই শোনা যাবে না। কারণ আ মানুষ কখনো আমার খারাপ সময়ে আমার পাশে থাকবে না। এটা আমি জানি সেক্ষেত্রে আ যখন আবার আ একইভাবে ভালো কিন্তু এই সমাজের মানুষই সবার আগে এসে আমার প্রশংসাটা করবে। তাই না? তো সেই ক্ষেত্রে তাদের কথা কিন্তু মাথায় নেওয়াই যাবে না।
হ্যাঁ। হুম। ইচ্ছে করে আসলে। হুম। হ্যাঁ। হুম। চেষ্টা করছে হ্যাঁ, অবশ্যই। হয় না। হুম। অভিমান, সমালোচনা করা হয়। হুম, হুম, হুম। পাশে থাকবে না হ্যাঁ। এটা আপনি বেশ, দারুন বললেন। হুম, হুম, হু, হু।